আহ। বেশ কিছুদিন ধরেই আমি একটা বিষয় নিয়ে খুব বেশি চিন্তিত।
আচ্ছা।
বিষয়টা এতটাই জটিল যে, কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। বিষয়টা থেকে বের হওয়ারও চেষ্টা করছি কিন্তু কোনভাবে বেরও হতে পারছি না। এই বিষয়গুলো মাথার ভিতরে এতটাই যন্ত্রণার সৃষ্টি করছে যে, দিন, দিন মানসিকভাবেও আহ চাপের মুখেই পড়ে যাচ্ছি বলতে পারেন। পাশাপাশি অতিরিক্ত মানসিক চাপের কারণে শারীরিকভাবেও আমার ক্ষতি হয়ে যাচ্ছে। তো আমি খুব করে চাইছি যে কোন ভাবে এই সমস্যাটি থেকে বের হওয়ার সেক্ষেত্রে কোন পথও আমি খুঁজে পাচ্ছি না। কয়েকজনের সাথে কথা বলে দেখার চেষ্টা করেছি, পরামর্শও নেয়ার চেষ্টা করেছি। কিন্তু কেউ আসলে সঠিক কোন পরামর্শই আমাকে দিতে পারছে না। তো যার কারণে পরবর্তীতে আসলে কারো সাথে এই বিষয় নিয়ে কথা বললেও আমার আ মধ্যে একটা দ্বিধা কাজ করে। তো আপনার কাছে আসলে আ আম অ্যা একটা বিষয় যে আপনি এই সমস্যাটি থেকে বা এই যে আমার যে একটা মানসিক যন্ত্রণা এখান থেকে আমাকে আ একটু সাহায্য করতে পারবেন কিনা? যাতে আমি খুব দ্রুত সমস্যাটির সমাধান করতে পারি?
আচ্ছা। আচ্ছা। উ জি, অবশ্যই আমি সাহায্য করতে পারবো আপনাকে। আ শুধু আমাকে শুনতে হবে অথবা জানতে হবে যে, সমস্যাটা আপনি কোথায় পাচ্ছেন?
আহ জি, আ আমি চেষ্টা করব যে, আপনাকে আ বিষয়টি নিয়ে উ বলার এবং খোলামেলা আলোচনা করার। তো সেক্ষেত্রে আ এ কিছু এ্যা পেছনের গল্প বলি। এটার মাধ্যমে হয়তো আপনারা বুঝতে কিছুটা সহজ হবে। যে আমি ছোটবেলা থেকেই একটা আ গ্রামীণ পরিবেশে বড় হয়েছি। তো গ্রামের ভাষাটাই আমার মধ্যে আসলে আ আত্মস্ত হয়ে গিয়েছে। বা আমি দীর্ঘদিন আ গ্রামেই থেকেছি। তো গ্রামে পড়াশোনা করার কারণে বা গ্রামে চলাফেরা কারণে আ আমার যে ভাষাগত একটা সমস্যা, সেটা আ রয়ে গিয়েছে। তো এ্যা পাশাপাশি আ গ্রামীণ পরিবেশগুলোতে থাকার কারণে শহুরে পরিবেশের যে একটা আ পরিবর্তন বা সেখানকার যে একটা কালচার বা চলাফেরার যে একটা ধরন বা তাদের মানুষের মধ্যে যে একটা পরিবর্তন, সেই সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। তো আ কালক্রমে আ চাকরির ক্ষেত্রে বা চাকরির কারণে আমাকে আ শহরে আসতে হয় এবং উম শহরে আসার কারণে আ আ আমি সেখানকার পরিবেশের সাথে না? কোনভাবেই মানিয়ে নিতে পারছি না। আমার কাছে কেমন যেন আ মানুষগুলোকে অদ্ভুত লাগছে। আ মানুষের কথাবার্তাগুলো অদ্ভুত লাগছে বা আচার-আচরণগুলো অদ্ভুত লাগছে বা অফিসের যে আমি আসলে কাজ করতে যাচ্ছি সেখানে দেখলাম যে, সবাই কেনো যেন না, নিজের আপন মনে ছুটে চলেছে। কারো আ সাথে কারো কোনো কথা বলার সময় নেই। কেউ কারো সাথে ভাব বিনিময় করছে না বা <swallows> আ দেখছি যে রাস্তায় ঘাটে আ প্রচণ্ড যানজট মানুষ এতটাই ব্যস্ত যে আসলে কেউ কারো দিকে তাকানোরও সময় পাচ্ছে না। আ যেটা কিনা আমি আমার আ জীবনে বা আমার আ গ্রামীণ পরিবেশে আমি কখনোই দেখিনি। তো এই কারণেই এই যে শহরের নতুন পরিবেশে আসলাম বা এই যে নতুন পরিবেশে বা অপরিচিত স্থানে আসলে আমি কিভাবে নিজেকে মানিয়ে নিতে পারবো বা কি করলে আ আমি আসলে নিজের যে সমস্যাটা এই সমস্যাটা থেকে বের হয়ে আসতে পারবো?
অবশ্যই। জি, জি। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা এই সমস্যাটা আমাদের সবার ক্ষেত্রেই কমবেশি হয়ে থাকে, নতুন একটা জায়গায় কিভাবে অপরিচিত স্থানে নিজেকে মানিয়ে নেওয়া যায়? তো প্রথমে এ আমি কিছু উদ উম প্রশ্ন করে নিই আপনাকে য যদি আপনি বলতে পারেন, তাহলে আমার জন্য সুবিধা হবে আপনাকে কিছু বলার জন্য। আ ধরেন আপনি এই যে নতুন জায়গায় এসেছেন, সেখানে কতদিন থাকবেন? একা এসেছেন কিনা? নাকি কারো সঙ্গে এসেছেন?
আহ যেহেতু চাকরির ক্ষেত্রে এসেছি, সেইক্ষেত্রে আমাকে এখানে দীর্ঘদিন থাকতে হবে এবং আ তেমন কেউ আমার সঙ্গে নেই। আসলে আমি একাকী এই আ স্থানে রয়েছি।
আচ্ছা, আচ্ছা আ তাহলে একাই থ রয়েছেন। আপনি কি সেখানে স্থানীয় ভাষা সম্পর্কে কোনোভাবে কোনো আ ভাষাটা কি জানেন বা জানতে ইচ্ছুক, এরকম কোনো কিছু? আর নতুন জায়গায় আপনার কি ধরনের কাজ করতে আ আগ্রহী বা আপনি চান এইসব কাজ করতে? সেগুলো যদি একটু বলতেন?
আহ নতুন পরিবেশের ভাষা সম্পর্কে আসলে তেমন আ কোনো জ্ঞান আমার নেই। আমি আঞ্চলিক আ ভাষাতেই কথা বলতে সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করতাম বা সেটাতেই আসলে পারদর্শী। আ বা আ নতুন জায়গায় আসলে অ্যা আ তেমন কিছুই আমার আ উম করার নেই বা স তেমন কোনো বিষয়ে আমার আগ্রহ নেই। যেহেতু আমি কাজের ক্ষেত্রে এসেছি, আ কাজের পাশাপাশি আমি একটা মেসে থাকছি। সেখানকার আ মানুষের সাথে ওঠা-বসা, চলা কিংবা আ তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে এটাই চাই। এবং আ আ ভালোভাবে এই শহরে থেকে কাজ করতে চাই। এটাই হচ্ছে আশা।
আচ্ছা বুঝতে পেরেছি। তো আপনি ১ম এ যে কাজটি করতে পারেন, আমার থেকে মনে হয় এই কাজগুলো করলে হয়তো আপনার জন্য সুবিধা হবে। যেমন হচ্ছে আপনি ছোট, ছোট কিছু রুটিন করবেন অ্যা প্রতিদিনের জন্য। আ কি করবেন সামনের দিন, আগামী দিন এসব জিনিসগুলো লিখে রাখতে পারেন। আর হচ্ছে যেটা সবথেকে প্রয়োজনীয়, সেটি হচ্ছে যে ভাষাটা শিখে নেওয়া। স্থানীয় ভাষাটা শিখলে হবে কি? আপনি যখন কোনো একটা মানুষের সাথে কথা বলতে যাবেন, আশেপাশের অথবা স্থানীয় কোনো মানুষের সাথে, তখন স্থানীয় ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। যখন আপনি ভাষাটা শিখে ফেলবেন, তখন তারা আপনাকে আপন করে নিবে। তো আমার থেকে মনে হয় আপনার স্থানীয় ভাষাটা শিখার উপরে একটু জোর দেওয়া উচিত।
হু, হু। জি আপনি যথার্থই বলেছেন যে আ ভাষার ক্ষেত্রে এবং আ নিজের এর দৈনন্দিন রুটিন এর ক্ষেত্রে। আ তো বিষয়টা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো আমি চাইছি যে আ আরও কি বেজ বেশ কিছু বিষয়ে আপনি আমাকে আসলে পরামর্শ দিন যার কি, কি করা যেতে পারে বা কিভাবে চললে আসলে আমি খুব দ্রুত আ প্রত্যেকটি বিষয়ে নিজেকে মানিয়ে নিতে পারব।
আ জি অবশ্যই আসলে হচ্ছে কি মানুষ আসলে সামাজিক জীব তো মানুষ কখনোই একা বাস করতে পারে না। তো আপনাকে যা করতে হবে যে এখানে যেহেতু আপনার কোনো বন্ধু-বান্ধব নেই অথবা বন্ধুবান্ধব করতে চাচ্ছেন আ একাকী দূরত্ব দূর করার জন্য। তো আপনি স্থানীয় যেসব মানুষ আছে বা যেকোন ধরনের গ্রুপে আপনি যোগ দিতে পারেন। আপনি সামাজিক কাজগুলো করতে পারেন। আপনি বিভিন্ন ধরনের জিনিসপত্র করতে পারেন। ধরেন আ বিভিন্ন মিটিং এ যাইতে পারেন বিভিন্ন কার্যক্রম করতে পারেন। তাদের সাথে যখনই আপনি খোলামেলা ভাবে কথাবার্তা বলা শুরু করবেন, তখন দেখা যাবে যে আপনার জন্য সবকিছুই খুবই নরমাল এবং বা মানে সবকিছুই হয়ে যাবে স্বাভাবিক। আপনি এখন যেভাবে আছেন সেই জিনিসটা আপনি তখন আর বোধ করবেন না।
হু, হুম। জ্বি। আপনি বেশ অ্যা যুক্তিযুক্ত কথাই বলেছে এবং আমার কাছেও মনে হয়েছে যে আ এভাবে যদি আমি ভেবে দেখি সেইক্ষেত্রে আ কিছুটা উপকার পাবো বলে আশা করছি। তো আ আপনার এই পরামর্শ অ্যা দেওয়ার জন্য আ আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আ আরও কিছু বিষয় আপনার কাছে জানতে চাইবো। যে আ আ আমি আমার অফিসের যে স্থানটি রয়েছে বা অফিসে যে আমি অ্যা আমার যে একটা সমস্যা হচ্ছে। তো অফিসের পরিবেশের সাথেও আমাকে আ মানিয়ে নেওয়ার ক্ষেত্রে কি, কি বিষয় ফলো করতে হবে বা আ নতুন বন্ধুদের সাথে আসলে আ যখন এই ভাষাগত সমস্যা বা আ হয়তো আ তার চারিত্রিক বা অ্যা সামাজিক কিছু বিষয় থাকে। যে তাদের আচরণ এবং তাদের আ চিন্তাভাবনাগুলো যে আলাদা, সেটার সাথেও আমার কিছুটা যে মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে। সেই স্থানগুলোতে আমি নিজেকে কিভাবে আ উন্নতি করতে পারি?
আ আসলে সবসময় যখন হচ্ছে নতুন কোনো পরিস্থিতি অথবা কোনো স্থানে আমরা চলে যাই, তখন সবকিছু মানিয়ে নেওয়াটা একটু কষ্টকর হয়ে যায়। আ যেমন হচ্ছে অফিসে আপনি যখন নতুনভাবে এসে জয়েন করেছেন, তখন আপনার থেকে মনে হচ্ছে আসলে এইসব জিনিসগুলো আমার জন্য খুবই কষ্টকর, এবং অনেক, অনেক সময় নিতে পারে। কিন্তু দিন শেষে আপনি ঠিকই দেখবেন আপনি নিজেকে নিজে উন্নত করতে পারছেন। কথাবার্তা বলে, ওদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেয়ে। এটা খুবই স্বাভাবিক যে ১ম, ১ম নিজের থেকে মনে হতেই পারে যে "আসলে হয়তো হচ্ছে না আমি মানিয়ে নিতে পারছি না। স্থানীয় মানুষদের আ বিভিন্ন ধরনের রীতি রয়েছে, ওগুলোতে আমি অভ্যস্ত নই।" কিন্তু দিন শেষে যখন কিছু সময় পার হবে না? তখন আপনার থেকে আসলে মনে হবে "না আসলেই ওদের উম ওদের যে কালচার রয়েছে ওগুলোতে আমি মানিয়ে নিতে পারছি।" ভাষাটাই ১ম সমস্যা। ভাষাটা যখন একবার রপ্ত করতে পারবেন, দেখবেন সবকিছু খুব সহজ হয়ে যাবে আপনার জন্য। আপনি ওদের সাথে খোলামেলাভাবে কথা বলতে পারবেন। আপনি এইদিকে ওদিকে ওদের সাথে ঘুরতে যেতে পারবেন। যত সময় বেশি দিবেন, তত আমার থেকে মনে হয় যে আপনি ওদের সাথে আরো সুন্দরভাবে মানিয়ে নিতে পারবেন।
হু, হু। হু, হু। হু, হু। জ্বি, আপনি বেশ চমৎকার করে বলছিলেন এবং আমার কাছেও বেশ ভালো লাগছে। তো আ আমার কাছে এখন অ্যা মনে হচ্ছে যে, আমার যে একটা সমস্যা যে আমি আ নতুন পরিবেশে যে নিজেকে মানিয়ে নিতে পারছিলাম না, তো সেই জায়গাটিতে আ উন্নতি করতে পারবো এবং আপনি বেশ সুন্দর করে বলছিলেন এবং আমি এই প্রত্যেকটা জিনিসই বেশ মনোযোগের সাথেই শুনছিলাম। তো আ আমা আপনার কথা শোনার পর আমার যে একটা আ আত্মবিশ্বাসের ঘাটতি আমি এতক্ষণ আ আ অনুভব করছিলাম, সেই জায়গাটিতে আমার আ কিছুটা আত্মবিশ্বাস ফিরে এসেছে বলে আশা করছি। আ তো আমি চেষ্টা করব যে আপনি যেভাবে বললেন বা যেভাবে আমাকে আ একটা পরামর্শ দিলেন সেই পরামর্শ অনুযায়ী আ চলার এবং তাতে করে আমার কাছেও মনে হয় যে, এই যে অপরিচিত স্থানে যে আমি আসলে মানিয়ে নিতে পারছি না বা আমার যে একটা সমস্যা হচ্ছে, হয়তো ভাষাগত বা হয়তো আ মানসিক দিক থেকে যে আমি একটা আ অসুবিধার মধ্য দিয়ে যাচ্ছি, তো সেই জায়গাটিতে আ দ্রুত সমাধান আসবে বলে আশা করছি। তো আপনি বেশ কিছুক্ষণ সময় আমার সাথে ছিলেন এবং আপনার মূল্যবান সময় থেকে আমাকে আ অনেকটা সময় দিলেন, এবং আমার সঙ্গে থেকে আমার সমস্যার কথাগুলো শুনে আমাকে একটা সুন্দর পরামর্শ দিলেন, যার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি চাইছিলাম যে এইরকম একজন মানুষকে আ যে কিনা আমার সমস্যাগুলো বুঝবে এবং আমাকে একটা সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করবে। তো আমার কাছে এখন মনে হচ্ছে যে না আমি আ এরকম একজন মানুষকে যে, আমার সমস্যাগুলো বুঝে আমাকে একটা পরামর্শ দিয়েছে। তার আ প্রত্যেকটা কথা আমি মেনে চলার চেষ্টা করব এবং আশা রাখছি যে ভবিষ্যতের দিনগুলোতে আমার এই ধরনের সমস্যায় আমি নিজেকে মানিয়ে নিতে পারবো এবং সমস্যা থেকে খুব দ্রুত বের হয়ে আসতে পারবো।
আচ্ছা। জ্বি। আপনাকেও অনেক ধন্যবাদ আমার কথা মনোযোগ সহকারে শোনার জন্য। এবং আমি যতটুকু চেষ্টা করেছি যে আপনার সমস্যাগুলো শোনার এবং তার কোনো সমাধান দেওয়ার। হয়তো কিছু সমাধান দিতে পেরেছি, হয়তো কিছু পারিনি। আ আমিও মানুষ তো, তাই আমারও হয়তো ভুল ত্রুটি থাকতে পারে। মাফ করে দিবেন যদি ভুল কিছু বলে থাকি। আর আমি আশা করব আপনি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আপনার অপরিচিত স্থানে যেসব ধরনের সমস্যা বোধ করছেন, সেগুলো মানিয়ে নিতে। এবং আপনার দিনগুলো আসলে আমার থেকে মনে হয় অনেক শুভ যাবে। আর আপনার জন্য অনেক শুভকামনা রইলো যাতে আপনি সবকিছু সহজে ও সুন্দরভাবে করে নিতে পারেন।
জ্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আ আমার আ সমচ এ সমস্যা এই সমস্যাগুলো বুঝে আমাকে একটা সুন্দর পরামর্শ দিলেন। আমিও আশা রাখছি যে অ্যা এভাবে চললে আমার দিনগুলো ভালো যাবে। তো ভালো থাকবেন আপনি আপনার জন্য অসংখ্য শুভকামনা রইলো।